আসলে বা আমার কাছে না, পুরোনো গানগুলো কিন্তু বেশ চমৎকার লাগে, বা আমার কিন্তু আসলে অনেক ভালো লাগে পুরোনো গানগুলো শুনতে। তো সেক্ষেত্রে হয় কি কিছু, কিছু গান আছে যেমন ধরুন, আ কয়েকদিন আগে, একটা গান বের হয়েছে যেটা ওই যে একটা সিরিজের মধ্যে ম্যা সেটা পুরোনো গান টাই, হিন্দি গান ছিল, যে, "তু তু হ্যাঁ ওয়াহি দিল ইয়ে মেরা," যে হ্যাঁ, এই গানটা কিন্তু আসলে পুরোনোটা আমার কাছে বেশ ভালো লাগতো। তো নতুন করে যখন রিমেক করা হয়েছে, রিমেক করা হয় গানটা, তখন কিন্তু আমার কাছে একদম খারাপ লাগেনি বা তারা কিন্তু আসলে খুব বেশি যে চেঞ্জ করেছে বা খুব বেশি যে আসলে বদল নিয়ে এসেছে, তেমনও কিন্তু না। তো সেক্ষেত্রে কিন্তু ওইসব গানগুলো আমার কাছে ভালোই লাগে বা ওই যদিও আসলে পুরোনো গানের স্বাদ তো আসলে আ পুরোনো এ গানে স্টিল থাকা যায় হুম, রিমেক করলে আসলে আবার কিছু গান আছে, যেগুলো কিন্তু আ মানে দেখা যায়, যে রিমেক করে আ যেমন, বাদশার কিছু আসলে গান আছে, যেগুলো আসলে বাংলা গান, কিন্তু আ রিমেক করে সেটা আসলে রাপ-ট্যাপ এড করে এত মানে বিচ্ছিরি করে দিয়েছে, সেটা আসলে আমার কাছে মনে হয় যে হুম, যে এই যে, ব্যা উ "লম্বা, লম্বা চুল" কি যেন একটা গান এর বের হয়েছে কয়েকদিন আগে। তো ওই গানটা আমার কাছে এতটা অদ্ভুত লেগেছিল, যে আসল গানটা এত সুন্দর, আর সেরা আসলে রাপ করে, আ সেটার সাথে মিউজিক এ এত এড করে এত বিচ্ছিরি করে ফেলেছিল। আমার কাছে মানে আমার পার্সোনালি প্রয়োজন পড়ে না একদমই। হু, হু।
হু, হু। 'তু হ্যা ওয়াহি' হ্যাঁ। সামিনা তাহা হু, হু। আচ্ছা। উ পুরোনো গানে একেবারেই, একেবারেই। <chuckles> মানে একদম হযবরল করে ফেলে। <chuckles> একদম কিছু, কিছু গানকে <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। পুরাপুরি আসলে প্রয়োজন পড়ে না, কিছু, কিছু গান যে মৌলিক গানগুলো অনেক সুন্দরই থাকে, সেই গানগুলোকে আসলে অত বেশি আ করার দরকার পড়ে না। সেই গানগুলো যেমন আছে, তেমন থাকাই ভালো। তবে আপনার কি মনে হয়, যে এই যে ফিউশন করে পুরোনো গান বা ধরুন যে, রবীন্দ্রসঙ্গীতই কিন্তু এখন নানাভাবে ফিউশন করে স আসে। আপনার কি এই ক্ষেত্রে মনে হয় যে, এই যে ফিউশন করে বা রিমিক্স করে যে গানগুলো আসছে, তার কারণে নতুন যে প্রজন্মরা আছে, তারা হয়তোবা এই গানগুলো শুনছে বা গানগুলোর প্রতি আগ্রহ হচ্ছে। এই ফিউশনের কারণে হয়তোবা এই গানগুলোর প্রতি আ নতুন তরুণ যে প্রজন্মরা আছে, তারাও আগ্রহী হচ্ছে। সেটা কি আপনার মনে হয়?
সেটাই। আচ্ছা। হু, হু, হু।

না, এমন তো আসলে হয় না, যেহেতু আমাদের আ পারিবারিক আসলে একটু গানটা শোনার ভিতরে আমিই শুনি আর বাবাই শোনে। তো মাঝে, মাঝে দেখা যায় যে
হু। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে আপনাদের কোন signature sound বা আছে আপনার কা আপনার নিজের কি কোন signature sound আছে, যেটা আ সকালে বাজে, বা ধরুন যে তোমার থাকে না, মানুষের কিছু প্লেলিস্ট বিশেষ সময়, বা একটা গান হয়তোবা বারবার শোনেন এ ধরনের কোন গানের কথা কি বলতে পারেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, আ সেক্ষেত্রে হয় কি? যে ধরুন আম কিছু, কিছু গান আছে, যেটা কিন্তু আসলে আ খুবই যেমন হচ্ছে, 'খোলা জানালাটার' কথা বলি যদি, আ সেই গানটা কিন্তু আমার প্রচুর আসলে পছন্দের। তারপর আ মানে বে যে, চিয়া জেয়াম কি যেন কয়েকদিন আগে আসলে একটা বের হলো গান ওইটা, আমার আসলে আপাতত নামটা মনে পড়ছে না। তো সেই গানটাও কিন্তু আসলে আমার আ প্রচুর আসলে পছন্দের, বা যখন একটু মনে হয় যে একটু সফট সং শুনি, বা একটু আ আ মানে অ্যা ওই টাইপের সং মানে থাকে না যে যেখানে একটু মিউজিক কম, বা গানের লিরিক্সটা আসলে ভয় বা ওই যে মাম শিল্পী যে আসল যে ভয়েসটা সেটা আসলে শোনা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমার ওই ধরনের গানগুলো আসলে বেশি শোনা হয়ে থাকে।
হুম। ওকে। উম হুম। আচ্ছা। টিউশনটা ওরকম পছন্দ করেন না তার মানে তাই তো? মানে টিউশন করে বা Auto-Tune যেগুলা বলে Auto-Tune দেওয়া গান আবার অনেকে পছন্দ করে না। হু, হু।
আম হ্যাঁ, না মানে স হ্যাঁ, হ্যাঁ Auto-Tune, Auto-Tune তো আমার আসলে তেমনটা শোনা হয় না। আচ্ছা, 'চোরাবালি' গানটা তো সেটা কিন্তু আমার আসলে আ শোনা হয়ে থাকে, যেমন একটু বাংলা গানের ভিতরে এইসব গান একটু আ শোনা হয়, বা যেগুলো আসলে Auto-Tune ছাড়া সেগুলো কিন্তু আমার শোনা হয়, আর Auto-Tune এর ভিতরে শোনা হয় না, যে একেবারে তা বলবো না। কিন্তু খুবই কম কারণ আমার কাছে মনে হয় যে তখন আমি না গানের ওই যে কথা কারণ অটো টিউনে দেখা যায় কি, যে অ্যা গানের লিরিক থেকে আ মানে শিল্পীর যে আসল ভয়েসটা তাকে তো বুঝতে পারি না। তার উপরে হচ্ছে আ গানের থেকে আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাউড থাকে, যেটা কিন্তু আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে আমার আ কানে হয়তো ব্যথা করে দিচ্ছে, বা এরকম।
আচ্ছা। আচ্ছা। হুম, হুম। হুম, কথাটা বোঝা যায় না। হু, হু। <chuckles> একদম ঠিক বলেছেন।
<chuckles> আ তো তখন আ আমি আসলে, এই ধরনের গানটা কিন্তু আমার সবসময় প্লেলিস্ট এ থাকে। আবার mood এর উপরও একটু ডিপেন্ড করে, আ যেটা দেখা যায় যে আমার যখন আসলে বাংলা শুনতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি সারাদিন বাংলায় শুনতে থাকি। বা যখন একটু দেখি যে না আমার বাংলাটা আসলে শোনা দ এখন ভালো লাগছে না, তো আম একটু হিন্দি বা ইংলিশের দিকে আ একটু ঝোঁক চলে যাচ্ছে, তখন কিন্তু আমার ওই ধরনের গান, বা ওই প্লেলিস্ট, লিস্ট টা যে আমার কিন্তু প্লে লিস্টটা আলাদা করে বাংলা, হিন্দি, ইংলিশ বা আমার সবথেকে পছন্দের যে উহু, হয়ে থাকে। আবার আ একটা মিউজিশিয়ান হচ্ছেন এলেন ওয়াকার ওনার কিন্তু আসলে সব কয়টা গানই আমার কাছে ভালো লাগে। যদিও আসলে উনি শিল্পী না, মানে আ মানে সি সিঙ্গার না, উনি কিন্তু আসলে আ আন না, না, না অম এলেন অ এলেন ওয়াকার।
হুম, আচ্ছা। জি, বিভিন্ন রকম প্লেলিস্ট আছে। হুম, হুম, হুম। র‍্যাপ, র‍্যাপার।